দেখুন, এইক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে পরিবারই তো আসলে যেকোন ধরনের কাজের সাফল্যর ম main inspiration তাই না? তো তারা কিন্তু হ্যাঁ, তারা উৎসাহ দিয়ে থাকে। তারাও কিন্তু আমাদের ভালোই চায় ultimately। তো যখন কোন আসলে কা কাজের ক্ষেত্র থেকে এরকম কোন appreciation পাওয়া যায় বা কোন সাফল্য আসলে পাওয়া যায়, সেটা কিন্তু পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। এবং তারাও খুব গর্ববোধ করে যে না, আমার কাজের ক্ষেত্রে এরকম একটা achievement এসেছে। তো দেখা গেছে যে এটা আসলে ডিপেন্ড করে মানে সাফল্যটা আসলে কিভাবে উদযাপন করব। ক্ষেত্রবিশেষে হয়তোবা তাদেরকে নিয়ে বাইরে একটু খেতে গেলাম। বা বাইরেই হয় অ্যা ভিতরেই হয়তোবা অ্যা কোন একটা বাসার ভিতরেই কোন একটা কেক কেটে হয়তোবা সেলিব্রেট করলাম। হ্যাঁ, বা ক্ষেত্রবিশেষে এরকমও হয় যে যদি একটু সময় পাওয়া যায় বা একটু লম্বা সম্বা, লম্বা কোনো ছুটি পাওয়া যায় তখন হয়তোবা পরিবারকে নিয়ে হ্যাঁ কোন একটা রিসোর্ট থেকে ঘুরে আসা বা ক্ষেত্রবিশেষে আরেকটু লম্বা যেটা হয় যে বাচ্চাদের সাথে ওই যে জুলাই মাসে যখন তাদের স্কুল বন্ধ থাকে বা ডিসেম্বরে যখন winter vacation থাকে, তখন কিন্তু একটু ঢাকা আ অ্যা শহরের বাইরে অথবা দেশের বাইরেও কিন্তু ঘুরে আসার একটা প্ল্যান করা যেতে পারে ওই সাফল্যগুলোকে আসলে সেলিব্রেট করবার জন্য।
inspiration হ্যাঁ। ভালো লাগে ঠিক। সাফল্যটা খেতে গেলেন। আচ্ছা, আচ্ছা। কেক কেটে। আচ্ছা, আচ্ছা ঠিক। ছুটি পাওয়া যায় ঠিক। তো ফ্রী থাকে তখন উহুম। বুঝতে পেরেছি ঠিক। মানে আপনি মূলত মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে, কাজের সাফল্য কিন্তু পরিবারের সাথে উদযাপন করা দরকার যেরকম আ যদি ছোট হয় ছোটভাবেই ওই ওই আপনি সাফল্য উদযাপন করে থাকেন। তা না হলে যেটা বললেন, যে যখন বড়ো ছুটি হয় জুলাই আপনাদের সন্তানের তখন কিন্তু আপনি চেষ্টা করে থাকেন আ শহরের বাইরে যাওয়ার জন্য। আর তা না হলে আ মানে একটা দিন রিসোর্টে ঘুরে আসাই যেতে পারে। শুনে বেশ ভালো লাগলো যে আপনি পরিবারকে আ সময় দিয়ে থাকেন। আচ্ছা তার সাথে যদি আপনি বলতেন যে আ যদি কোন ধরনের আ মানে অ কনফ্লিক্ট হয়ে থাকে তখন কি আপনি সাথে, সাথে কথা বলে থাকেন নাকি সময় নিয়ে তারপরে আপনি আ আলোচনা করে থাকেন?
একদমই তাই। উহু, উহু। conflict টা কোথাকার কথা বলছেন? অফিসের সাথে নাকি পরিবারের সাথে?
বা এই যে পরিবারে, পরিবারে যদি হয়ে থাকে? মানে হয়না কাজে তো অনেক ধরনের চাপ। আপনে, আমার মন চাচ্ছে না এই সমস্যাটা নিয়ে ক পরিবারের সাথে কথা বলা। তো তখনই কি আপনি কথা বলে থাকেন নাকি সময় নেন পরে তাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকেন?
আ পরিবার? হু, হু।

না ওইযে যেটা বলছিলাম আপনাকে ১ম এ ১ বার একটা এক্সাম্পল দিয়ে যে আমার ছেলে ১ বার এসে দেখি যে এ সে যখন আমাকে বলছে যে, "বাবা তুমি এখন আর গল্প শোনাও না আগের মতন করে।" তো এই গল্প এই কথাটা ব বলার পরে কিন্তু আসলেই খুব মানে এক ধরনের গিল্টি ফিল গিল্ট ফিল হয়েছিল। হ্যাঁ? মানে মনের ভিতরে মানে এক ধরনের কি বলে? যে কি বলবো? যে নিজেকে দ নিজেকে দোষারোপ করার একটা ব্যাপার আসলে চলে এসেছিল। কারণটা হচ্ছে যে আসলেও তো আল্টিমেটলি আমি আমার জীবনে পেশাগত উন্নয়নই কিন্তু আমাদের যে, আমার জীবনের একমাত্র লক্ষ্য না। পরিবারকে সময় দেওয়া, পরিবারের সাথে একটু সময় কাটানো, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা এই বিষয়গুলোই কিন্তু আমাদের কাছে মুখ্য। তো সেক্ষেত্রে অবশ্যই পরিবারকে আসলে সময় মতন ঠিক মত সময় দিতে না পারলে তখন তো এক ধরনের মানসিক অস্থিরতা আসলে কাজ করে।
হয়েছিল হ্যাঁ। চলেছিল জি, ঠিক। একমাত্র লক্ষণ ঠিক, এটা ঠিক। মুখ্য। কাজ করে। এটা বেশ ভালো বলেছেন যে পরিবারকে সময় দিতে হবে। আচ্ছা, তার সাথে যদি একটু বলতেন যে অ্যা ব্যক্তিগত সময় আর এইযে পারিবারিক যেই সময়টা আছে, অ্যা তো এটা আপনি কিভাবে অ্যা মানে করে থাকেন? এটা কি আপনি কোনো র ধরণের রুটিন বা ক্যালেন্ডার কি লিখে রাখেন যে হয় না যে পরিবারকে সময় না
না, ক্যালেন্ডার এ ওইভাবে আসলে লিখে রাখা হয় না। কিন্তু যেটা হয় যে আমি আসলে এক ধরনের ভারসাম্য রাখার আসলে চেষ্টা করি। কারণ সামাজিক ব নিজের জন্যও আসলে কিছুটা কিন্তু মাঝে-মধ্যে সময় দরকার হয়। এক্ষেত্রে দেখা গেছে যে আমার আমি বাসাতে একটু আমাদের ছাদ বাগান আছে। তো সেখানে আমি আসলে কাজও করতে খুব পছন্দ করি। তো কিন্তু এটা দেখা গেছে যে আমি ছুটির দিনগুলোতে যখন করি, তখন আমার বাচ্চাদেরকে আসলে সাথে নিয়েই কাজ করি। এতে তাদেরকেও এক ধরনের আত্মনির্ভরশীলতার এক ধরনের শিক্ষা দেওয়া যায়। এছাড়া ধরুন ওইযে বন্ধু-বান্ধবের সাথে দেখা করা বা পরিবার বিভিন্ন সামাজিক কার্যক্রল কার্যক্রম যেগুলা আছে যেগুলোর সাথে যুক্ত আছি আমি, সেগুলোর সাথেও কিন্তু এক ধরনের বেলেন্স করার চেষ্টা করি। হয়তোবা কোনো সপ্তাহে বন্ধুদেরকে একটু সময় দিলাম বা সামাজিক কার্যক্রম যেগুলা আছে সেগুলোতে আসলে সময় দিলাম। কিন্তু এরপরে আবার দেখা গেছে পরের সপ্তাহেই হয়তো পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, বাইরে বেরোনো বা খেতে যাওয়া এই বিষয়গুলো আসলে মেইনটেইন করার চেষ্টা করি।
সময় দরকার হয়, হ্যাঁ। যদি করেন, হু। সাথে নিয়ে কাজ করেন। শিক্ষা দেওয়া যায়। ঠিক। যুক্ত আছেন। হ্যাঁ। চেষ্টা করে থাকেন। বুঝতে পেরেছি ঠিক। হুম, ভালো বলেছেন বেশ আপনি।